আ হ্যাঁ, এরকম কিন্তু অহরহই হচ্ছে। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আ এখন সত্য মিথ্যা সবকিছুই কিন্তু আ সো মানে আমাদের অ্যা যখন আমরা স্কলিং করি সেরকম সামনে আসে। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আসলে মনে হয় যে আ ভিউ ব্যবসা করার জন্য কিন্তু অনেক কিছুই আ আরকি দিয়ে থাকে। আ তো এইগুলো কিন্তু আসলে একটু দেখেশুনেই আমাদের, আমাদেরকে হ হচ্ছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ইউস করি। তো সেক্ষেত্রে আদ হ্যাঁ, হ্যাঁ দেখে শুনে যাচাই-বাছাই করেই আরকি কোন লিঙ্ক বলি বা আ কোন অ্যাপ ডাউনলোড বলি যাই করি না কেন আ এগুলো কিন্তু আসলে করতে হবে।
স্ক্রলিং করে সামনে আসে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাপ ডাউনলোড করে। না মূলত আপনি বলতে চাচ্ছেন যে একটু দেখে শুনে যদি আপনি আ অ্যাপ বা এই যে লিঙ্ক গুলো যদি দেখেন তাহলে ফেক নিউজ আ অ্যা থেকে একটু দূরে থাকা যেতে পারে। আচ্ছা তার সাথে যদি আপনি আ বলতেন যে এই যে অনেকে তো দেখা যায় যে ব্রেকিং বলে চালিয়ে দেয়। কিন্তু আসলে দেখা যায় যে সেটা আ আগের দিনের আ নিউজ। তো সেটাতে আপনি অ্যা এটাতে এটা নিয়ে আপনি কিভাবেন?
একদমই, একদমই। হ্যাঁ, একদম। আ এ, এটা আসলে এ এ বলে যে ব্রেকিং নিউজ দিয়ে মানে ক্যাপশনটাই এমনভাবে দিয়ে দেয় যে এই মাত্র পাওয়া খবর। তো এক্ষেত্রেও কিন্তু আমি ওই একটাই জিনিস দেখি যে কোন সূত্র বা কোন লেখক প্রকাশনা এ এইগুলো কিন্তু আসলে আ মানে চেষ্টা করি যে এইগুলো দেখার আরকি। আ আবার এইগুল হ্যাঁ, হ্যাঁ এইগুলো যখন আবার না হয় তখন কিন্তু আবার আসলে কমেন্ট সেকশন এ চলে যাই যে, কমেন্টে কি আসছে, কমেন্টে কে কি লিখছে? হ্যাঁ। এইগু
জি, জি, জি। চেষ্টা করে থাকেন। এটা বেশ একটা ভালো দিক। উহু। কমেন্টে হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এটা আসলে ঠিক বলেছেন, যে একটু ব্রেকিং জিনিসটা কিন্তু দেখা উচিত যে আসলে কি এটা সত্য কিনা? কারণ প আ আগের কিন্তু ভিডিও ছেড়ে দেয়। আচ্ছা তার সাথে যদি বলতেন যে আ এই যে নিউজ এর ক্ষেত্রে যদি বানান ভুল হয় তাহলে কি কোন ধরনের আ মানে ফেক নিউজ এর সম্ভাবনা থাকে? একটু ছোট করে যলদি বলতেন।
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আ এটা কিন্তু অবশ্যই একটা কার্যকরী উপায় ফেক নিউজ কি আ রিয়াল নিউজ সেটা হচ্ছে চেনার জন্য। কারণ আমার কাছে মনে হয় যে ভেরিফাইড যে ফেজ অ্যা মানে অ্যা Facebook পেইজ গুলো আছে এগুলো থেকে বানান ভুল হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু খুবই কম থাকে।
চেনার জন্য, হ্যাঁ।